আ এটার এটার একটা কারণ আমি এটাই বলতে পারি যে একটু আগে যে আমি যেটা বললাম, আ যে কথা বলছি বা আড্ডা দিচ্ছি। দেখা দেখা যায় যে অনেক সময় আড্ডা দিলে বা কথা বললে, আ প্রফেশনাল কারো সাথে বা আ আমি যে সেক্টরে আসলে একটু আত্মবিশ্বাসী হইতে চাই, আ হয়তো এডুকেশনে আমি হয়তো আ স্টুডেন্ট স্টুডেন্ট হিসেবে আছি। তখন হচ্ছে যারা ভালো স্টুডেন্ট বা আমার বন্ধুদের মধ্যে যারা আসলে পড়াশোনা নিয়ে চিন্তা করে তাদের সাথে যখন আমি কথা বলি, আ তখন একটা টপিক বা একটা বিষয় নিয়ে একটু ডিপে ঢোকা যায়। আর তখন হচ্ছে একটা জিনিসের ভেতর ঢুকলে তখন আত্মবিশ্বাসটা বাড়ে বা একটা জিনিস সম্পর্কে জানলে আত্মবিশ্বাসটা বাড়ে।
হ্যাঁ। উম জি। জি। জি, আচ্ছা। আচ্ছা। আচ্ছা।